হ্যাঁ, যেমন YouTube এ কোন ভিডিও যদি আমি ১০০ বার ও আ মানে backward করে দেখি বা আবার শুরু থেকে দেখি, সেটা কিন্তু কে মানে কোন ধরনের সমস্যা সৃষ্টি করছে না, বা সেখানে দেখা যায় যে, একটা টপিক বোঝানোর ক্ষেত্রে, হয়তো আরেকটা টপিক এর কনসেপ্টটা সেখানে লাগবে। তো, যেটা ক্লাসে হয়তো সবসময় স্যার এক্সপ্লেইন করবে না। কিন্তু ঐখানে কিন্তু লিংকটা দেওয়া থাকে পাশাপাশি যে, এটা বোঝার জন্য এই টপিকটা বোঝা দরকার। তো, তুমি এটা দেখে আসতে পারো। সেক্ষেত্রে এটা দেখে আসা যায়। অনেক সময় দেখা যায় যে, অ্যা ভিডিও pause করে, অ্যা সেই ভিডিওটা দেখে আসলে আবার এটা ক্লিয়ার হয়ে যায়।
হুম। একদম। আচ্ছা। হুম। অর্থাৎ আপনার প্রয়োজন অনুসারে আপনি যতবার খুশি ততবার, সেই এক জায়গাটি যেমন দেখতে পাচ্ছেন এবং এর জন্য যদি আসলে পারিপার্শ্বিক আরো অন্য কোন বিষয় বোঝার দরকার ছিল, সেই ভিডিওগুলো আসলে একই জায়গাতে আপনি পেয়ে যাচ্ছেন। খুব চমৎকার একটা উপায়। তবে এই যে পরীক্ষার আগে, আ যারা আসলে এই ধরনের ভিডিও দেখে বা সহজে বোঝার চেষ্টা করে, তখন কি আ এর সঙ্গে আলাদা কোন উপায় পাওয়া যায় যে, আসলে যারা খুব সহজে শিখতে চাচ্ছে বা আ খুব তাড়াতাড়ি শিখতে চাচ্ছে। সেরকম কোন ভিডিও আছে?
হুম, হুম। হ্যাঁ, সেরকম অনেক ভিডিও থাকে। দেখা যায় যে, অনেক শর্ট করে বোঝায় অনেকেই। এরকম থাকে, আ যে দেখা যায় হয়তো, আ একটা টপিক, আ স্যার হয়তো ৫ লেকচারে শেষ করেছে ৫ ঘন্টায়, সেটা হয়তো এখানে ২ ঘন্টায় খুব সুন্দর করে এক্সপ্লেইন করা বা ১.৫ ঘন্টায় খুব সুন্দর করে এক্সপ্লেইন করে, এরকম হ্যাঁ, এবং আ আরেকটা বিষয় হচ্ছে যে, এখানে অ্যানিমেশন দিয়ে অনেক কিছু করা হয় আর কি। ভিডিওর মধ্যে বিভিন্ন অ্যানিমেশন ইউজ করে অনেক diagram তারপর হচ্ছে অনেক এ motion animation ইউজ আ ইউজ করে হচ্ছে অ্যা কিভাবে হয়? যেহেতু আমি ফিজিক্স এর স্টুডেন্ট ছিলাম। তো এখানে অনেক diagram এর বিষয় থাকে। আ সেগুলো হচ্ছে খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করে আর কি যে, ভিডিওতে। তো তো, কনসেপ্ট টা সেখানে অনেকটা ক্লিয়ার হয়ে যায়।
আচ্ছা। অর্থাৎ সময়টাও আসলে অনেক বেঁচে যাচ্ছে। হুম। আচ্ছা? অর্থাৎ আপনি এই যে পড়াটা আসলে Visualize ও করতে পারছেন যে আসলেই কিভাবে কাজ করছে। হ্যাঁ, তো আপনার কি মনে হয় এরকম করে Visualize করে প্রস্তুতি নিলে সেটা কি আসলে আ বই পড়ার চ চেয়ে আসলে একটু ভালো প্রস্তুতি হিসেবে গণ্য হয়?
Visualize করতে পারছি, রাইট।